জ্বি, আমার খুবই ভালো লেগেছে আপনার আব্বর আব্বুর কথা শুনে যে আপনার আব্বু খুব honest একজন মানুষ। সৎ থাকেন, সৎভাবে চলেন সবসময়। আর সেই গুণাবলিটি আপনিও অর্জন করেছেন। এইযে ১ম এ বলেছিলেন যে পারিবারিক শিক্ষাটা মানে এই পরিবেশ, পারিবারিক শিক্ষা, সৎ থাকার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। সেটি বাস্তব উদাহরণ আপনি নিজেই। তো এইযে সৎ থাকার বিষয়টি যে আপনি সৎ থাকার চেষ্টা করছেন আপনার ম্যা বাবাকে দেখার মাধ্যমে, তো এটি সত্যিই খুব প্রশংসনীয়। আর আপনার আব্বুকে অসংখ্য ধন্যবাদ যে আপনাকে ওই শিক্ষায় বড় করে তুলেছেন যেটি আসলে সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
হ্যাঁ। হু, হু। জ্বী। হু, হু, হু, হু। হ্যাঁ। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। উ জ্বি। <chuckles> জ্বি।

জি, জি। অবশ্যই আসলে আপনি একদম ঠিক বলেছেন। খুব সুন্দর বলেছেন, যে আসলে সৎ থাকা যদি নিজে যদি চায় আমি যদি চাই যে আমি সৎ থাকবো আমি সৎ ভাবে চলবো সৎভাবে অর্থ উপার্জন করবো সেক্ষেত্রে আসলে সমাজের যদি যতই চেলেঞ্জ আসুক না কেন আমি কিন্তু সৎভাবে চলতে পারব। একটি, একটি প্রবাদ আছে না যে "নিজে ভালো তো জগৎ ভালো" বিষয়টি অনেকটা এমনই। যে আমি যদি সৎ থাকতে চাই, আমি যদি ব্যক্তিগতভাবে সৎ থাকতে চাই তাহলে যদি এমনভাবে যদি প্রত্যেকটা মানুষ যদি চাই যে না আমি, আমি আমার জায়গা থেকে সৎ থাকবো ঠিক তেমন প্রত্যেকটা মানুষ যদি এভাবে চায় তাহলে কিন্তু আমাদের সমাজে আর অসৎ মানুষের কোন জায়গা হবে না। আমরা সবাই সৎ ভাবে চলবো, সৎভাবে অর্থ উপার্জন করব, সৎভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। তো এই বিষয়টি আমি খুবই উম খুবই গুরুত্ব সহকারে দেখি যে সৎ থাকার বিষয়ে। কখনো কি আচ্ছা আপনার কি কখনো কি সৎ থাকার কারণে কোনো চেলেঞ্জ বা সমস্যার ভোগ করতে হয়েছে আপনাকে?
হু, হু, হু। জি। হ্যাঁ। হু, হু, হু। জি। একদম, এক <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। ঠিক বলেছেন। হ্যাঁ। আসলে সৎ থাকা খুবই দরকার।